ঠিক বলেছেন ভাই। যে, দেখা যাচ্ছে যে, আমাদের নতুন উম মানে আমাদের স্বপ্ন, আমাদের এসেট নিয়ে যখন আমরা চিন্তা-ভাবনা করব। আর কাজ কর
হ্যাঁ, হ্যাঁ।
তন কিন্তু দেখবেন, সফলতা এমনি, এমনি আসবে। আর আমাদের সৃষ্টিকর্তার একটা আ আ মানে আ মানে রহমতের যে, দিক হলো যে, আপনি যেটা করবেন, আপনাকে সৃষ্টিকর্তা সেটাই সাপোর্ট দিবে। সেটা হলো আপনার পরিশ্রমের পর। এবং আপনি পরিশ্রম না করে অ্যা ভাগ্যকে বিশ্বাস করেও, ভাগ্য তো অবশ্যই লাগবে। কারণ আপনার রিজিক, হ্যাঁ? আপনার রিজিকের ব্যবস্থা যেখানে থাকবে আপনার ভাগ্য সেখানেই খুলে যাবে। তো আপনি যেটা চেষ্টা করতেছেন সেটার মাধ্যমে আপনি রিজিক পাবেন। যদি না আপনি সঠিকভাবে পরিশ্রম না করেন। হ্যাঁ
হ্যাঁ, হ্যাঁ। <chuckles> হ্যাঁ। হ্যাঁ। অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। হুম।
তো ভাই আসলে নিজের স্বপ্ন, নিজের অ্যা মানে কি বলবো? মানে গেমটা মানে স্বপ্ন পূরণের লক্ষ্যে, যে, পরিশ্রমটা এই জার্নিটা কিন্তু ভাই একটা মজার জার্নি। অ্যা প্লাস হলো মানে আশাবাদী। এই ব্যাপারটা কিন্তু ভাই অন্যরকম। তাই না?
হ্যাঁ। <chuckles> হ্যাঁ। হ্যাঁ। আমি আসলে আ আশাবাদী। আমি হব এটা ওটাই। আসলে এভাব ভেবে কাজ করলে হবে না। আমরা পরিশ্রম করব। করতে থাকবো। শেষ পর্যন্ত।
জি, ভাই। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। জি, হ্যাঁ। ওইযে একটা কথা আছে না যে, ইন্ডাস্ট্রি অফ কী টু সাকসেস। যে, আসলে আমাদের পরিশ্রমী সফলতার চাবিকাঠি। আমরা যেটাই যাই করি, পরিশ্রম আমাদের করতে হবে।
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। যেমন দেখেন যে, আপনি একটা অঙ্ক অঙ্ক পারছেন না।
জি। হ্যাঁ।